না আসলে এমন হয়েছে যদি আজকে আনতে বলে, আনছে ২ দিন পরে বা দেখা গিয়েছে যে ৩ দিন আগে বলেছে অনেকাংশে আমি না অফিস থেকে যখন আসি, তখন এতটাই ক্লান্ত বা পরিশ্রান্ত থাকি যে আসলে যে আমি কোনো কিছু করবো বা দেখা যাচ্ছে আমি যে এ্যা এইগুলো সব নিয়ে একটু ভাববো এরকমও না থাকে না। অনেকাংশে হতাশ হয়ে যাচ্ছি।
ও আচ্ছা। জি, জি। ক্লান্তি। জি, জি, জি, বুঝতে পারছি।
সাথে, সাথে, দেখা যাচ্ছে যে, এ্যা অফিসে অনেক কাজ আমাকে করতে বলছে সেগুলো আমার কাজ নয়। সেগুলো না আমি না বলতে পারছি না। আমি না, না বলতে পারি না। এই কারণে দেখা যাচ্ছে আরো বেশি সময় লেগে যাচ্ছে অবশ্যই। এবং সাথে, সাথে, দেখা যাচ্ছে যে বাসায় আসার পর পরিশ্রান্ত হয়ে অনেক সময় এ্যা ছোটোরা যখন অনেক আবদার করছে সেগুলো মিটাতে পারছি না। ছুটির দিনেও খুব ঘুমিয়ে কাটিয়ে ফেলছি। দেখা যাচ্ছে কোনো জায়গায় বের হচ্ছি না ভালো লাগে না আসলে। এর থেকে পরিত্রাণ পাওয়াটা আমার অধ অধিকতর জরুরি। কেননা আমার জীবনটা না কেমন জানি একটা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে এবং দে দেখা যাচ্ছে কি জীবনের মধ্যে না একটা হা হাসি আনন্দ সুখ, এগুলো আসলে হারিয়ে গিয়েছে। জি অবশ্যই এবং দেখা যাচ্ছে হুম
জি, জি। এটা খুব দুঃখজনক। আচ্ছা। আচ্ছা। বুঝতে পেরেছি। একদম, একদম। হারিয়ে যাচ্ছে। জি, জি। আমি আপনাকে এ্যা যদি একটু বলি মাঝখানে যে, দেখুন আ আপনার পরিবারের ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে, হ্যা? তো আপনি কি কখনো আপনার পরিবার সদস্যদের সাথে আ এই যে সীমা আপনার তো এখন একটা আপনার নিজের প্রতিও কিন্তু একটা অনীহা চলে এসেছে। যে আপনি হাসতে পারছেন না এবং আপনার যোগাযোগের মাধ্যমটাও কমে যাচ্ছে। তো পরিবার এবং অফিসে উভয়ে ২ জায়গায় কি কখনো কথা বলেছেন? যে আপনার সীমাটা এতটুক পর্যন্ত আর এর বেশি অতিক্রম করলে তারা ঠিকমতো ফলাফল পাবে না। তো এগুলা নিয়ে কখনো কি আলাপ হয়েছে আপনার অফিসে বা বাসায়?
হ্যা। জি।